হ্যাঁ, তা তো অবশ্যই ভাই, আপনি সঠিক বলেছেন। হ্যাঁ, তবে তারপরে যখন আমরা ট্যুর এ গেলাম ভাই, হ্যাঁ? ট্যুরে তো গে যেতে পারলাম। তো তারপরে হুট করে না একটা বন্ধু বলল যে, আসলে আমরা যে সেদিন ঘুরতে যাবো; সেদিন আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি হবে না ঝড় হবে? তো এখানে তো আবহাওয়ার মধ্যে দেখা যাচ্ছে অ্যা ১০ দিনে তো আবহাওয়া থাকে। তো একজন ইন্টারনেট অন করে তো সে বলল যে, "এগুলো তো এইগুলা তো এখন ইন্টারনেটেই দেখা যায়।" যে আমরা অ্যা ৫-৬ দিনের ই আবহাওয়া কিরকম থাকতে পারে বা কিরকম হতে পারে। আমরা কিন্তু কিছুটা পূর্বাভাস কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই পাই। হ্যাঁ? তো সে দেখেই আসলে আবার নতুন করে চমক খেয়ে গেলাম যে, এই যে নতুন, নতুন যে অভিজ্ঞতাগুলো হচ্ছে আমাদের জীবনে। মানে প্রত্যেক কাজেই কিন্তু ইন্টারনেট মানে খুবই সুন্দরভাবে <swallows> মিলবন্ধন আছে তাই না ভাই?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। জি। জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, জি একদম, একদম, একদম, ঠিক কথা বলেছেন ভাই। আপনার সাথে আমি একেবারে একমত যে, আসলে ইন্টারনেট ব্যবহার করে সেটা শেখার অভিজ্ঞতা নতুন, নতুন পর্যায়ে নিয়ে এসেছে। অনেক কিছু শিখতে পারতেছি, অনেক জায়গায় যেতে পারতেছি। সবই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে। আসলে মেইন ব্যাপার কি জানেন জাস্ট ইন্টারনেট যে শেখার অভিজ্ঞতা শুধু যে এটা সহজ বা দ্রুত করেনি। বরং এটি করেছে একটা ব্যক্তিকেন্দ্রিক, আকর্ষণীয় এবং সর্বজনের জন্য। মানে সবাই শিখতে পারবে। আপনারা এখানে আ ধনী, বড়লোক আ দেখা যাচ্ছে গরিব কোন ভেদাভেদ নেই। ইন্টারনেট সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। আগে কিন্তু এটা হলে দেখা যাচ্ছে দেখা হচ্ছে শুধু বড়লোকরাই ব্যবহার করতে পারত। আমরা যেমন আগে দেখেছিলাম যে, ভালো, ভালো জিনিসগুলো সব বড়, বড় লোক যারা রয়েছে তারা ব্যবহার করতে পারে। গরিবরা ব্যবহার করতে পারে না। এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু এমনটা হয়নি। যে আসলে ইন্টারনেট সবাই ব্যবহার করতে হবে। সেটা যে হোক না কেন; যার যতটুকু সামর্থ্য আছে ব্যবহার করতে পারবে। সবাই সমানভাবে শিখতে পারবে। কেউ কাউকে কোন ভেদাভেদ করা হয় নাই। আ আ আগে দেখা যাচ্ছে ক্লাসরুমে ছিল এখন সেটা ঘরে বসে শিখা যাচ্ছে। ১ ক্লিকেই সবকিছু শিখা যাচ্ছে। তাই না ভাই?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হু, হু, হু। জি। হু, হুম। জি, জি। হ্যাঁ, হু, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। <chuckles> জি, জি, জি, জি, ভাই। আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। জি, ভাই। হ্যাঁ তা তো অবশ্যই আসলে ভাই, আপনি তো উম খুব চমৎকার কথা বলেছেন এবং কথাটার সাথে আমি যুক্তিযুক্ত, একমত। তো আসলে ভাই ইন্টারনেট আমাদের বেগ দিলেও কিন্তু আবেগ অ্যা কেড়ে নিয়ে গেছে। অ্যা কিছুটা হলেও যে আমরা আমাদের সাধারণ জীবন থেকে একটু অ্যা পিছিয়ে গিয়েছি। কারণ এটা পিছিয়ে গেছে সেইসব লোক যারা ইন্টারনেট টা অপব্যবহার করেছে। কিন্তু যারা ইন্টারনেট সঠিক ব্যবহার অ্যা করে জীবন অ্যা চালনা করেছে তারা কিন্তু আজকে ঠিকই সাকসেস এবং সফল হয়েছে। কারণ এই ইন্টারনেটের কাজের গতিটাই কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তাই না ভাই?
জি। অ্যাঁ হ্যাঁ। জি। একদম।

হুম, হুম। তা তো অবশ্যই। তো ভাই এই ইন্টারনেট নিয়ে আপনাকে একটা বেশ মজার ঘটনা শোনাই। হুম
জ্বী।
তো আমরা একবার ঘুরতে যাবো আ একটা তিস্তার ব্যারেজ নামে একটা জায়গায়। হ্যাঁ। বেশ কয়েকজন বন্ধু-বান্ধব মিলে যাবো। তো এটা খুবই লং রাস্তা ছিল। তো আমরা হুট করে প্ল্যানিং করলাম। আ তো আসলে তখন আমরা কি বলবো যে কতদূর হবে একজনের কাছে শুনলাম যে এতদূর হবে। তো একটা ধারণা নিলাম মোটামুটি যে হ্যাঁ তাহলে আমরা যেতে পারবো।
হ্যাঁ, হ্যাঁ। রা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বী।
তারপর আমরা তো সম্পূর্ণ রাস্তা চিনি না। হুম, তো ইন্টারনেটের মাধ্যমে যে আপনার Google Map যেটা চলে হুম? আমরা কিন্তু অটোমেটিক Google Map এর স সাহায্যে কিন্তু সেই লোকেশন অনুযায়ী যেতে পারলাম। ভাই চমকটা দেখে আসলে খুবই ভালো লেগেছে। যে এই যে, আমরা ইন্টারনেটের মাধ্যমে যে শুধুমাত্র কাজ করতে নিচ্ছি তাও না। আমরা কোথায় যাবো সেটাও কিন্তু দেখাচ্ছে ইন্টারনেটের এ সাহায্যে আমরা সহজেই বের করতে পারতেছি এবং সহজেই যেতে পারতেছি। তাই না ভাই?
এই। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। জ্বী। হ্যাঁ, একদম, একদম, একদম ঠিক কথা বলেছেন। সবথেকে আমার মনে হয় যে ইন্টারনেট ব্যবহার করে শেখার যে একটা অভিজ্ঞতা সেটা বাড়তেছে যে আসলে নিজের আগ্রহ মত আ অনেক কিছু শেখা যায়। আমার আ দেখাচ্ছে একটা জিনিস শেখার আগ্রহ হলো, আ আমার রাতে শিখব বা আমার সময় অনুযায়ী শিখবো। সেটা আমার পছন্দ মতো শিখতে পারতেছি। কারো কাছে যাইতে হচ্ছে না। আমার যেমন স্কিল দরকার কোডিং করা বা ডিজাইন করা ভিডিও এডিটিং, ফটোগ্রাফিং শেখা সবকিছুই কিন্তু এখানে শেখানো যাচ্ছে। মানে শেখার যে একটা ধরণও সেটাও ব্যক্তিগতভাবে কাস্টমাইজ করা যাচ্ছে। আমরা বিভিন্নভাবে শিখাতে পারতেছি টেক্সটের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে সবকিছু একদম বদলে দিয়েছে। আসলে ইন্টারনেট ব্যবহার করে আগে কিন্তু শিখতে আমরা আগেই বলেছিলাম যে আসলে ইন্টারনেট ব্যবহার না করে শেখার যে একটা বিষয় রয়েছে সেটা অনেক কঠিন ছিল। এখন কিন্তু খুব সহজেই শেখা যাচ্ছে।
হু, হু। হুম। হু, হু। হু, হু, হু। জি, ভাই। হুম, হু। জি, ভাই। জি, ভাই। <chuckles> জি ভাই। হু, হু। হুম। সম জ্বি। জি, ভাই।